<chuckles> আপনার তো আছেই। আপনি তো আসলে ডিজিটাল ডিটক্স করছিলেন তখন আসলে। আ তারপরও মনে হয়
একদম তবে সময়টা বেশি হয়ে গেছিলো।
আ হ্যাঁ অয় সেটা একটু বেশি হয়ে গেছিলো বলতেই পারেন। কিন্তু তারপরেও যদি ওই লোক ফোন কিনে দিতে চায় তোই এটা কিন্তু নিয়ে নিতেই পারতেন সেক্ষেত্রে। <chuckles> জাস্ট জোক হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ সেটা নিয়ে নিতে পারতাম। তবে সেটা তো আসলে আ নিজেকে ছোট করা হতো। আমার অফিসের একটা ক্লায়েন্ট তার কাজের অসুবিধা হচ্ছে আমার জন্যে এবং আমাকে সেই আবার ঐটা কিনে দিবে। এইটা মানে তো আমার অফিসকে ছোট করা হলো, নিজেকে ছোট করা হলো। এখন আমি দরিদ্র হইতে পারি। মেরুদণ্ডহীন হইতে পারব না। এইটা হচ্ছে আমার হিসাব।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। <chuckles> অবশ্যই, অবশ্যই তাই। একেবারেই। <chuckles> একেবারেই, একেবারেই। এ সেজন্য আসলে আ মানে ডিজিটাল ডিটক্স এর ব্যাপারটা থেকে যে আপনি আ এই ধরনের একটা অফার পেয়েছেন সেটাই একটা জোকস পার্ট ছিল আর কি বলতে পারেন। তো এই যে কাজের সময় কাজের সময় ফোন কে যে দূরে রাখার জন্য আপনি কি কোনো মজার ট্রিক বেছে নেন? যেমন ধরুন যে আ অন্য ঘরে রাখা ফোনটাকে বা বাসায় কাউকে দিয়ে দেয়া এ ধরনের কিছু কি করেন সেক্ষেত্রে?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এইটা আমি ভেবে ছিলাম কিন্তু বাস্তবিকভাবে সফল করতে পারিনি। কারণ কি ফোন যে শুধু ডিসট্রাকশনই হচ্ছে এমনটা কিন্তু না। ফোন তো আমার কাজেও লাগছে। তো হ্যাঁ আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে। আমার কাজের আপডেট দিতে হচ্ছে। অন্য আমার টিমমেট যারা আছে তাদের কাজের আপডেট নিতে হচ্ছে। কথা বলতে হচ্ছে। যোগাযোগ তো আমি বাদ দিতে পারবো না। তো এটার জন্য হইলেও আমাকে ফোন কাছে রাখতে হয়। তবে হ্যাঁ অপ্রয়োজনীয় যত নোটিফিকেশন আছে, ধরেন Daraz আমাকে এখন কয় টাকায় কি অফার দিচ্ছে এইটা আমার জানার কোনো প্রয়োজন নেই
হু, হু। কাজেও লাগছে। হু, হু। এটা ঠিক। হুম। হু। একেবারেই।
প্রথম আলো আমাকে কি নোটিফিকেশন দিচ্ছে এটা আমার জানার দরকার নেই। foodpanda য় ৳১০০ য় কোন জায়গায় বিরানি পাওয়া যাচ্ছে এইটাও আমার জানার দরকার নেই। এই ধরনের যত প্রকারের নোটিফিকেশন আছে সব অফ করা।
<chuckles>